আমার কাছে আপনার সাথে একমত। আমি আমি আপনার সাথে পুরোটাই একমত এই জায়গাটা থেকে। আমি আসলে আ যখন বাজেট তৈরি করতে যাই আমার সবচেয়ে বেশি অগ্র অধিকার দিয়ে থাকি কোন খরচগুলাকে জানেন, আমার দৈনন্দিন জীবনে যে খরচগুলাকে এগুলাকে আমার সবচেয়ে বেশি অগ্রধিকারের মধ্যে রাখি। আমাকে তো চাল কিনতে হবে, আমাকে তো ডাল কিনতে হবে, আমাকে তো তেল কিনতে হবে, পেঁয়াজ-রসুন এগুলো তো আমার দৈনন্দিন জীবনের খবর আছে। মাছ মাংস তো কিনতে হবে।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হু, হু। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ নিশ্চয়ই এগুলোকেই তো অগ্রাধিকার দিতে হবে ভাই। ঠিক আছে। ঠিক, একদম।
হ্যাঁ, হ্যাঁ। এগুলা হচ্ছে আমার priority list এ সবার আগে থাকবে। তারপর হচ্ছে আমার যাতায়াতের খরচটাকে আমি হচ্ছে একটু রাখি। আমি যদি অফিসে যাতায়াতের যে খরচ সেটাকে রাখি। এরপরে যদি আমার মনে হয় যে শপিং করার যে জিনিসটা দরকার, সেটা আমি রাখবো অনেক পরে। বাকি আমার ১ম হচ্ছে আমার দৈনন্দিন জীবনের যে খরচ যেগুলা, এগুলাকে আমার সবার আগে রাখতে অ এবং সেটা দৈনন্দিন জীবনের মধ্যে খরচের মধ্যে কিন্তু আপনার মেডিকেলের খরচও কিন্তু রাখতে হয়। আপনার তো ওষুধ কিনতে হয়। আপনার ডাক্তারের কাছেও চেক আপ এ যেতে হবে। তো এ ধরনের খরচগুলাকে আমি সবার আগে অগ্রাধিকার দিয়ে রাখি। তারপর যদি আমার বাকিটুকু মনে হয় যে করার দরকার আছে, শপিং বা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এগুলা হচ্ছে পরের দিকে থাকে। এইগুলো হচ্ছে ধরেন শপিং জিনিসটা আমি কি? ই ২-৩ মাসে ৪ মাস পরে যদি ১ বার করলেও হচ্ছে। আমাকে এখন যদি প্রত্যেক মাসে শপিং করা যদি লাগে তাহলে তো আর
আচ্ছা, আচ্ছা। <chuckles> হু, হু। হু, হু। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ নিশ্চয়ই। নিশ্চয়ই। হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিশ্চয়ই। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ বুঝতে পেরেছি। <chuckles> আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বুঝতেই পেরেছি। আমি আ আমার ক্ষেত্রে যেটি করে থাকি যেগুলো আমি অগ্রাধিকার দেই যে খরচগুলো, সেটি হচ্ছে যে আপনার মতোই আসলে। আমি আসলে এই যে অ মাছ ভাত বা সবজি শাকসবজি এগুলো খেতেই কিন্তু পছন্দ করি। তার কারণে আমার মনে হয় যে মাসের যেই খরচগুলো অ্যা না করলেই নয়, হুম? যেমন চাল, ডাল, চিনি, আটা, লবণ, হলুদ বা এই ধরনের যে অ্যা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এইগুলোর দিকে আগে কিন্তু অগ্রাধিকার দিই আমি, হ্যাঁ? ছোটো মাছ কিনি তারপরে <clears throat> আহ এখন অনেক দেশীয় ফল দেশীয় ফলগুলো কিনি। এবং আরেকটা বিষয় আমার কাছে অগ্রাধিকার পাওয়ার মতো বিষয় সেটা হচ্ছে যে বাচ্চাদের লেখাপড়ার ব্যাপারটা। তাদের যে বই, খাতা, কলম বা অন্যান্য ব্যাপার, স্কুলের খব খরচগুলো। এগুলো আমার কাছে বেশ অগ্রাধিকার পায়। তো এভাবেই আসলে বাজেট প্রণয়নের চেষ্টা করি আর কি হ্যাঁ? হ্যাঁ বলেন।
হ্যাঁ। আত আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ অবশ্যই। অবশ্যই, অবশ্যই। এবং কি জানেন? আমি হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা, না। এহ না আমার কাছে এখনো বাচ্চা-টাচ্চাও নাই। আমার এখনো হা বউও নাই। যার পরিপ্রেক্ষিতে আমার এই খরচটা নিয়ে আসলে এখনো হয় না? আচ্ছা বাজেট জিনিসটা আসলে কি জানেন? ঐ যে বললেন না সময়ের সাপেক্ষে, পরিবারের সাপেক্ষে কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। হয়তো আপনার হচ্ছে ওগুলা আছে যার পরিপ্রেক্ষিতে আপনার কিন্তু বাজেটের প্রায়োরিটি লিস্ট এ ওগুলা কিন্তু ১ নাম্বারের দিকে থাকবে।
ও আচ্ছা, আচ্ছা। <chuckles> আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিশ্চয়ই। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ নিশ্চয়ই। তো যাই হোক অ্যা আপনার সঙ্গে চমৎকার! একটা বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে কথা হল। বেশ ভালো লাগলো আপনার সঙ্গে আলাপ করে। এবং অনেক জানা হলো আমার, অনেক শেখা হল যেগুলো আমি জানতাম না, হ্যা? তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সঙ্গে আবার কখনো কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন।
অবশ্যই তো। অবশ্যই। অবশ্যই। অবশ্যই। ধন্যবাদ আপনাকেও। অবশ্যই আপনার সাথেও কথা বলে আমার খুবই ভালো লাগলো। আপনি অনেক কিছু শেয়ার করেছেন যেখান থেকে আসলে অনেক কিছু শেখার আছে। ধন্যবাদ ভালো থাকবে।
ধন্যবাদ।